হ্যাঁ, হ্যাঁ, তা তো আ ছে। দেখেন সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে এমন না নে যে নিচ্ছে না। কিন্তু আমি বলবো যে আ তাদের আরও একটু আ জোর দেওয়া উচিত এবং পদক্ষেপ এ নেওয়া উচিত, হ্যাঁ। যেমন দেখেন এখন এইযে গাছপালা কিন্তু বা এই যে বন-জঙ্গল উজাড় করা কিন্তু এটা সরকারের বিপক্ষে অবশ্যই। তো এটা কিন্তু ওরকমভাবে সরকার দেছে দেখছে না আ যে করুক, তারা তাদের মতন করতেছে। তো আমি বলবো যে যেমন আমরা bike চালালে যক যেমন আমাদের একটা license লাগে অ্যা বা দরকার বা ভয়তে আমরা যখন helmet পরি বা license গুলো আমাদের সাথে নিয়ে যাই যে জরিমানা দেওয়া হবে এই ভয়তে নিয়ে যাই। তো এই ভয়টা ও দেখা এই ভয়টা দেখেও যদি এই গাছপালা লাগানো বা যদি সরকার যদি এমন কোনো পদক্ষেপ নেয় যে আ যে গাছপালা লাগাচ্ছে, তো তাদের একটা পুরস্কার দেয়া হবে। সো এই পুরস্কারটার জন্য কিন্তু মানুষজন কিন্তু গাছপালা আ রোপণ করবে, তাই না? <chuckles> তো এই জিনিসগুলো করলে ছোট, ছোট যে বিষয়গুলোয় হ্যাঁ।
উম হু, হু, হুম। এ জি, জি। উম হুম, হুম। বেশি অ্যা জোর দেওয়া উচিত। একদমই তাই। উ, হুম। উ হু, হুম। তাই নাকি? হুম। <chuckles> উম হু, হুম। জি, জি। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জি, একদমই তাই। এ এটা আসলে মানে অ শুধু সরকারের যে পদক্ষেপ নিচ্ছে না, তেমন না, নিচ্ছে। কিন্তু নিজেদের সচে সচেত অ সচেতনতাটা বাড়ানোও কিন্তু আমাদের আসলে বেচি বেশি উচিত। কারণ এটার ক্ষেত্রে হচ্ছে যদি আমরা নিজেদের আ সচেতনতাটা না বাড়াই তাহলে আমার মনে হয় না খুব বেশি একটা মানে কেউ কিছু করতে পারবে। তো এটা এলাকা থেকে যদি আমরা শুরু করি ছোট, ছোট করে তো এই জিনিসটা আসলে বড় হয়ে তারপর আস্তে, আস্তে তো তখনই আমাদের এই পরিবেশটা আরকি আ সামলানো সম্ভব বা আমাদের রক্ষা করা সম্ভব বলে আমি মনে করি।
হ্যা, হ্যা। এ হ্যা। হ্যা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <coughs> আচ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এটা জি, ঠিকই বলেছেন। আপনার কথা আমার ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পারলাম এবং এইযে যে বন কাটার যে বিষয়টা পরিবেশটা রক্ষা করাই আমাদেরই দায়িত্ব এবং আমরা যদি একতা হয়ে কাজ করি আশা করি এইযে যে সমস্যাটা বা এইযে যে পরিবেশ আ দূষণটা এটা কিন্তু আমরা ভবিষ্যতে কাটিয়ে উঠতে পারবো এবং আশা করি সবাই বুঝবে এটা। হ্যাঁ।
<laughs> জি, ধন্যবাদ। উম হুম, হুম। একদমই তাই। উম হুম। উম হুম। একদমই তাই। আমি আপনার সাথে একদমই একমত, এই বিষয়ে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ রাত্রি।
হ্যাঁ, ভালো। হ্যাঁ। আপনি ভালো থাকবেন। শুভরাত্রি।